<chuckles> না মানে যেটা বললেন যে চাপ কিন্তু আসলে থাকবেই। মানে আমি যেটা মনে করি যে মানুষ মাত্রই চাপ, হ্যাঁ? কারণ হচ্ছে আ মানে মানুষ যারা কাজ করতেছে সারাদিন বা সারাক্ষণ ওদের কিন্তু আ দেখা যাচ্ছে যে চাপ লেগেই থাকে। তো আমি আসলে পে যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট হিসেবে মানে আমারও অতিরিক্ত চাপের মধ্য দিয়ে আমি যাচ্ছি। আ দেখা যাচ্ছে যে আমি সেই সারাদিন সকালবেলা ইউনিভার্সিটি করে বা বা দেখা যাচ্ছে বাসায় আসতে, আসতে আমি ৮ঃ০০ টায় যদি বাইর হই সকালেই আসতে, আসতে ৬ঃ০০ টা বাজে। এরপর আবার স্টুডেন্ট পড়ানো লাগে। নিজের পড়াশোনা, রাতের বেলা আবার একটু অনলাইনে ফ্রিল্যান্সিং করা। তো ঘুমের সময় পাই আবার ২-৩ ঘন্টা মাত্র। তো এইসব মিলায়ে অতিরিক্ত চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। জি।
একদম। আচ্ছা। আচ্ছা। যেমনটি আপনি বললেন যে আসলে আপনি একজন নিজে ছাত্র এবং সেইক্ষেত্রে আপনাকে টিউশনি করাতে হচ্ছে, নিজের পড়াশোনা করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আপনি অনলাইনে বিভিন্ন কাজ করছেন। তো সেই ক্ষেত্রে এইযে ৩ টি বিষয় বিশেষ করে আপনার নিজের কাজ, নিজের পড়াশোনা এবং আ দেখা যাচ্ছে যে টিউশনি করানো। তো আসলে আপনার কি মনে হয় যে রোজকার জীবনে আপনার এই কাজগুলো থেকে কি আসলে মানসিক চাপের সৃষ্টি হয়?
হ্যাঁ, হ্যাঁ। জি। অ্যা হ্যাঁ। উ পড়ানো। আ হ্যাঁ আসলে এইরকম বিষয়গুলার কারণেই কিন্তু মানসিক চাপের ১ ধরনের মানে তৈরি হয়। তো যেটা আমি আসলে আমার কথা যদি বলি, হ্যাঁ? তো যেটা হয় যে আমি এইযে সারাদিন আসলে একটা মানে খুব কম সময় পাই, হ্যাঁ? আ নিজেকে সময় দেওয়ার তো আসলে সময়ই পাই না। অথবা ঘুমানোর যে বিষয়টা ঐটারকে দেখা যায় কি যে আমি ২-৩ ঘন্টা আসলে ঘুমাতে পারি। তো যেটা হচ্ছে যে এই ২-৩ ঘন্টা ঘুমানোর কারণে আমি কিন্তু পরের দিন আবার হচ্ছে গিয়ে যেসব কাজগুলো করা লাগতেছে। আমার তো সকালে দেখা যাচ্ছে যে ৮ঃ০০ টার সময় চলে যাওয়া লাগছে বাইয়ে বিশ্ববিদ্যালয়। তো ওখানে যে যে পড়াশোনার বিষয়টা ওখানে তো আমি মনোযোগ দিতে পারতেছি না। <tsk> তো মনোযোগ যে দিতে আ হ্যাঁ মনোযোগ যে উম জি।
আচ্ছা। হুম। আপনি একদম ঠিকই বলেছেন। যেহেতু আপনি বলছিলেন যে আসলে আপনার রাতের ঘুমটা কম হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আপনি আসলে এতো ব্যস্ত রুটিনে আপনি কিন্তু নিজে বিশ্রাম ঠিকমতো নিতে পারছেন না। তো নে সেইক্ষেত্রে আপনার কি মনে হয় যখন আসলে এরকম পড়াশুনার চাপ বেশি থাকে বা দেখা যাচ্ছে যখন পরীক্ষা আসে বা কাজের প্রেশার থাকে তখন আপনি এইযে মানসিক যে স্বস্তি বা আসলে এরকম মানসিক দুরবস্থা দেখা দিলে আপনি আসলে আ স্বস্তি নেওয়ার জন্য বা একটু বিশ্রাম নেওয়ার জন্য তখন কি ধরনের কাজ করেন?
কম হচ্ছে। হ্যা। জি। একদম। হুম, হুম।